জি, সেটা তো বোঝাই যাচ্ছে আপনার কথা শুনে। এবং মনে হচ্ছে পরের চাকরিটাই বোধহয় উপভোগ করেছেন আপনি। এই এই সেটা কি এ এ আগেরটার মতো কি এরকম মানসিক চাপ ছিল, নাকি পরেরটাতে উপভোগ করেছেন?
আ পরেরটাতে উপভোগ করেছি। কিন্তু একটা সময় গিয়ে বুঝতে পারি যে, সেটাও একটু মানসিক চাপের মধ্যেই পড়ে গিয়েছিল। কারণটা হচ্ছে কি? এটা হচ্ছিল যে, বাসায় বসে কাজ করতে হত। মানে আ ওয়ার্ক ফ্রম হোম জব ছিল, আর ফুল টাইম ছিল। তো যেটার কারণে, আ একটা ব্যাপার হচ্ছে যে, স্বাধীনতাটা ছিল না ততটা। কারণ ওরা আ কাজ, হ মানে আমি কতক্ষণ কাজ করছি না করছি, ল্যাপটপে কি করছি? সে ব্যাপারগুলো মনিটর করত। তো এটা আসলে একটু
ও! আচ্ছা। এটা একটু স্বাধীনতার তার হস্তক্ষেপ করতো আরকি, দেখা যাচ্ছে যেটা।
হ্যাঁ, হ্যাঁ। হস্তক্ষেপ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা, এটা আসলে একটু খারাপ লেগেছিল। আ কিন্তু তখন এই যে শুরুর দিকে বললাম না, আমি কৃতজ্ঞ ছিলাম? তো আমি এতটা কিছু খেয়াল করিনি। পরে আস্তে, আস্তে দেখতে পেলাম যে, এটার কারণেও কাজে প্রেশার পড়ছে। অনেক সময় হচ্ছে যে, ছুটির ব্যাপারে হচ্ছে একটু, আম একটু হচ্ছে ঝামেলা করতো, ছুটি দিতে চাইত না। তো এ ব্যাপারটাও
এটা কিন্তু হয়ে থাকে, এটা কিন্তু হয়ে থাকে। এই ছুটি দিতে চায় না। এটা এটা নিয়ে অনেকেই আসলে অভিযোগ করে থাকে এবং অনেক ক্ষেত্রে রাগারাগি গিও হয়ে থাকে। তা আপনার ক্ষেত্রে কি এরকম হয়েছিল নাকি, অ অল্প কথায় মিটে গিয়েছিল যে, ছুটি নিদন দি দ্যা দি দিবে আপনাকে?
হ্যাঁ, হ্যাঁ। ছুটিয়ে দিতে চায় না। হু, হু, হু।

হ্যাঁ, কষ্ট অ্যা ঠিক বলেছেন আপনি। একটু হলেও কষ্ট কম হত। কিন্তু তখন তো আমার মাথায় ছিল যে আমি এই ১ম আমার চাকরি। আমাকে অ আমি কোনো এক্সপেরিয়েন্স ছাড়া হ্যাঁ, হ্যাঁ মানে কোনো এক্সপেরিয়েন্স ছাড়াই যে আমাকে চাকরিটা দিয়েছে। অ আমি আসলে কৃতজ্ঞ ছিলাম যে আমাকে এত আ কাজ দিচ্ছে। কিন্তু কৃতজ্ঞতার আড়ালে হচ্ছে যে আমাকে মুখ বুজে যে কাজগুলো মেনে নিতে হতো, করতে হতো। সেই ব্যাপারটাও কিন্তু একটা অনেকটাই আ চাপের মধ্যে হ্যাঁ, হ্যাঁ কষ্টের ছিল বলতে পারেন। হুম, হুম।
একটু অনভিজ্ঞ ছিলেন আরকি। যেটা, যেটা বোঝা যাচ্ছে। কষ্টের ছিল বড়ো এবং চাপও হত। জি, আসলে এটা আসলে খুবই দুঃখজনক। তবে আপনার কিন্তু একটা সৌভাগ্য দে দেখা যাচ্ছে যে অনেকে গ্র্যাজুয়েশন শেষ করেও চাকরি পায় না। যাই হোক না কেনো আপনার কিন্তু একটা অভিজ্ঞতা হয়েছিল আরকি আরকি। গ্র্যাজুয়েশন শেষ করার আগেই চাকরি করা। এরকম অভিজ্ঞতা কিন্তু অনেকেরই হয় না। কি মনে হয় আপনার?
হ্যাঁ, সেটাই। হু, হু, হু। জি, জি। হ্যাঁ, এইটা আসলে ঠিকই বলেছেন। আ অনেকেরই হয় না বা আ মন মতো চাকরি পায় না। আমার ক্ষেত্রে হয়েছে কি? আমাকে আ ইন্টারভিউ দেয়ার পরে বেশিদিন ওয়েট করতে হয় নাই, আমাকে চাকরির জন্য ডেকেছিল। এটা আ আমি এখনো এইটার প্রতি কৃতজ্ঞ। আমি মানে যদিও খারাপ এক্সপেরিয়েন্স ছিল অনেকটা সময় ধরে। তারপরও হচ্ছে
কিন্তু এর ভিতরে একটু আপনাকে বাধাগ্রস্ত বাধাগ্রস্ত করছি। সেটা হচ্ছে হলো কি? যে এইযে যে ইন্টারভিউ পরে আপনাকে ডেকেছিল। আপনি যখন শুনলেন চাকরিটা পেয়েছিলেন। আসলে ওই সময়ের আপনার মনের অবস্থাটা কি ছিল? পরে তো হতাশা হয়েছেন। খুব আনন্দিত ছিলেন কি ঐ সময়ে?
জি, বলু হ্যাঁ। হু, হু। হু, হু, হু। হ্যাঁ, অবশ্যই খুবই আনন্দিত ছিলাম। আর বেশি আমি ছিলাম হচ্ছে কৃতজ্ঞ। কারণ আ আবারও বলছি আমার কোনো এক্সপেরিয়েন্সই ছিল না। মানে আমার যে অ মানুষের তো ১ ধরনের এক্সপেরিয়েন্স থাকে। হয় volunteer করে বা
হ্যাঁ, হ্যাঁ। তারমানে আপনার আশা ছিল না যে এই চাকরিটা আসলে আপনি পাবেন। যে এক্সপেরিয়েন্স নাই যেহেতু। এইযে যে চাকরিটা ছেড়ে দিলেন এবং ছেড়ে দেওয়ার পরে যেহেতু তো একটা বেতন পেতেন, একটা অর্থনৈতিকভাবে লাভবান হতেন। তখনো ও যে য ছাত্রী ছিলেন। যতটুকু বললেন আপনি যে গ্র্যাজুয়েশন তখনো কমপ্লিট হয়নি। তা এইটাতে কি আপনার জীবনে কোনো প্রভাব পড়েছে? এই অর্থনৈ নৈতিক ই ভাবে এই যে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে?
হ্যাঁ, হ্যাঁ। চাকরি পাব। জি, জি, জি। হ্যাঁ। হুম। হুম। হু, হু, হু। হ্যাঁ।